একদম, একদম। হ্যাঁ, এটা খুবই দারুণভাবে বললেন যে আসলে আ দেশীয় যে সংস্কৃতি আছে বা দেশীয় যে ড্রেস বা দেশীয় যে ট্রেডিশন গুলো ছিল আগে যেমন ধরেন আ ছোট, ছোট হাতের কাজ বা কিছু, কিছু আ জিনিস দীর্ঘদিন ধরে চলে আসছে। যেটা হয়তো মাঝখানে একটু কম দেখা গেছে যে আ বিদেশি বিদেশি জিনিসের বা বিদেশি ড্রেসের আধিক্যের জন্য সেটা কিন্তু আর এখন নতুন করে আবার দেখা যাচ্ছে। তো এটা খুবই চমৎকার বলেছেন আপনি। আ সেক্ষেত্রে কি লোকাল বাজারে আপনার কখনো যাওয়া হয়? যে অনেক সময় দেখা যায় লোকাল মার্কেট এ গেলেও দেখা যায় সেখানে রেডিমেড অনেক চমৎকার, চমৎকার আ ড্রেস বা চমৎকার, চমৎকার জিনিস হচ্ছে পাওয়া যায়। আ একটু একটু হয়তো খুঁজতে হয় বা একটু হয়তো কয়েকটা দোকান ঘুরতে হয় কিন্তু দেখা যাচ্ছে যে মানে খুবই পছন্দ হচ্ছে জিনিস অনেক সময় পাওয়া যায়। তো এরকমটা কি আপনার মাঝে, মাঝে করা হয়?
হুম, হুম। জি, জি। হ্যাঁ। হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, মাঝে, মাঝে না আসলে প্রায় সময় করা হয়। আমাদের যেরকম দেশের খুবই ফেমাস হচ্ছে নিউ মার্কেট আছে, মৌচাক আছে। এই টাইপের মানে আপনি যেখানে গেলে দেখবেন মেয়েদের হচ্ছে গিয়ে <chuckles> কি বলব মেয়েদের একটা বাজার বলা যায় আসলে। <chuckles> আ সেখানে আসলে আমরা যেটা করি
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। না, নিউ মার্কেট তো আসলে খুবই ফেমাস হ্যাঁ।
হ্যাঁ, নিউ মার্কেট আছে, মৌচাক আছে, তারপর আপনার উত্তরায় আছে। এখন কিন্তু street shopping টা খুবই ফেমাস আমাদের মধ্যে। সব আ সব মানুষের মধ্যে আসলে। আ কিন্তু এখানে যেটা হয় আপনাকে একটু বুঝে-শুনে কিনতে হবে। চেক করে কিনার একটা ব্যাপার আছে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে bargaining skill. আপনার bargaining skill যত ভালো তত বেশি জিতার চান্স। <chuckles>
হ্যাঁ। খুবই ফেমাস। রাইট, হ্যাঁ। হুম। হ্যাঁ, রাইট, রাইট। এটাই আসলে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম আ যে এটা আপনি কিরকম করেন? হ্যাঁ, এটা আপনি কিরকম করেন? ধরেন আ যে street shopping এর কথা বলতেছিলেন সেখানে দেখা যাচ্ছে এরকম হয় যে হুট করে চাইল সেটা ৳২,০০০ কেউ সেটা বলল ৳৪০০। তো এরকম এক্সপেরিয়েন্স আপনার আপনার আছে কি?
হুম, হুম, হুম, হুম। হ্যাঁ, এটা আসলে আমার থেকে আরো আমার মা মানে সে খুবই এক্সপার্ট। আ এরকম হয় মানে মাঝে, মাঝে, আগে ছোটবেলায় যখন আ বুঝতাম না কিংবা আরেকটু আমি ইমেচিউর ছিলাম। তখন দেখা যেত তার কাছে ৳৫০০০ টাকা চাইছে। সে ৳৫০০ বলে বসে আছে। আমি তো, "আল্লাহ কি বললো তুমি কি বলতেছো?" আ মানে এত লজ্জা পাইতাম কি বলে এটা মানুষ বলে ৳৫০০০ এর জিনিস তুমি ৳৩,০০০ বলবা। ৳২,০০০ বলছে, "চুপ থাকো, কথা বলো না।" সে আল্টিমেটলি দেখা যেত সেটা ৳৭০০ টাকায় নিয়ে আসছে।
হুম। হুম। আচ্ছা। তো মাথায় হাত না? হ্যাঁ। হ্যাঁ।

<laughs> আচ্ছা।
হ্যাঁ, আল্টিমেটলি আমি সেই শাড়ি আঠা
না প্রথম এক্সপ্রেশনটা কি ছিল তার? আপনি যখন ১২০০ বললেন যে মানে প্রথম দিকে তো এমন একটা এক্সপ্রেশন দেয় যে মনে হয় তার মাথায় বাড়ি মারা হইছে, হ্যাঁ, আপনি এমনি নিয়ে যান।
তারা বলতেছে, "আপনি এমনি নিয়ে যান," বলতেছে "আপনি এমনি নিয়ে যান," আমি বলছি "ঠিক আছে প্যাকেট করে দিয়ে দেন, নিয়ে যাচ্ছি সমস্যা নাই এরকম গিফট পাইতে খুব ভাল লাগে।" তো সেইটা আল্টিমেটলি আমি ৳১৮০০ আনছি মানে ৳৯৫০ কোথায় ৳৯৫০০ কোথায় আর ৳১৮০০ আসলে কোথায়।
হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, <laughs> আর না শেষের কথাটা আসলে খুব মজা লাগে যখন আসলে বলে যে আচ্ছা আর ৳১০০ দিয়েন। তখন আসলে বোঝা যায় যে না এই ৳১০০ না দিলেও সমস্যা নাই সে হচ্ছে এখন প্যাকেট করা শুরু করে দিবে।
হুম <laughs> এই এই কাজ আমার মার সাথে করে আমার মা বলছে "৳১০০ বাড়াবো কেন ৳১০০ কমায় রাখেন আপনারা তো সারাদিনই বেচবেন আমি তো বাজেট কম আমি তো আরও ২ ৩ টার জন্য কিনব আপনি একটু কমান, আরো ৳১০০ কমান।"
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। <chuckles> বাহ! এটা আসলে খুব মজা এবং কখনো, কখনো হচ্ছে বিশেষ করে আম্মু বা এ ধরনের কাউকে নিয়ে যদি যাওয়া হয় তো তাদের বার্গেনিং দেখে আসলে কিন্তু বিরাট একটা মজা পাওয়া যায়। তো দেখা যাচ্ছে যে এই যে
হ্যাঁ, আগে তো লজ্জা পাইতাম এখন দেখে মাঝে, মাঝে মনে হয় তুমি একটু হাইয়ার করি তাকে চলো আ আমি হয়তো বা গিয়ে ঠকার চান্স আছে তুমি একটু চলো আমার সাথে তাঁকে ধরে
<chuckles> না সাইড থেকে আসলে সাপোর্টও দেয়া যায় মাঝে, মাঝে এরকম বলা যায় যে ঐদিনও তো এখান থেকে নিছে আপনি যেটা ৳৪০০০ চাইতেছেন ওটা তো ৳১২০০ টাকায় নিয়ে গেছে তো যদিও আসলে কেউ নেয় নাই কিন্তু
হ্যাঁ। এটা তো বলে এটা কমন আমরা নিজেরাও বলি, আয় হায় এটা মানে মুখস্থ ডায়ালগ তারাও বলছে যে আবার আসলেই কিছু দোকান থাকে ফিক্সড সেগুলোতে আসলে আমরা সবসময় রিপিটেড কাস্টমার হিসেবে গেলেই হয়তো বা আ চিনে বলবে যে "আপু, আপনারা ৩ মাসের মধ্যে আসলেন না কিংবা এতদিন পরে আসছেন।" আ মানে একটা থাকে না যে একটা সম্পর্ক কিন্তু হয়ে যায়, এরকম অনেক দোকানেই কিন্তু আসলে সম্পর্কটা হয়ে যায় হুম, হুম।
হ্যাঁ, হ্যাঁ। হুম। হুম, হুম। একদম দীর্ঘদিন যাতায়াত করলে হ্যাঁ, হয়ে যায় একটা সম্পর্ক।